সত্যি, সত্যি আপনি খুব সুন্দর একটা কথা বললেন। আমার মনে হয় যে, যে কারো সাথে রিলেশনশিপে যাওয়ার আগেই আগে তার সাথে আমার মেন্টালিটি কতটা যাচ্ছে। হ্যাঁ? আমরা একজন একজনকে কতটা বুঝতে পারছি। হ্যাঁ? অনেকে আছে যে, ভালোবাসা দেখেই প্রেমে পড়ে যায়, বলে না, "লাভ অ্যাট ফার্স্ট সাইট?" এটা না। এটা এটাতে যাওয়া আমার কাছে মনে হয় এক ধরনের ভুল। আমার মনে হয় যেকোনো সম্পর্কে আগে যদি বন্ধুত্ব তৈরি হয় এবং একজন একজনকে খুব ভালোভাবে চেনে, পরবর্তীতে সেটা যদি গ্রো করে, তাহলে সেই সম্পর্কটা লং টার্ম পর্যন্ত টেকে, আমার মনে হয় সেটা এবং আ হুম।
হুম, তাই। হ্যাঁ। হু, হু। হুম। না, এটা তো ঠিক। তবে তাত তবে একটা প্রবলেম আছে এটার মধ্যে, জানেন? মানে বর্তমান যুগের সবচেতে বড় সমস্যা হচ্ছে কি আ কেউ তাদের মনের ব্যাপারটা চাপিয়ে রাখে না। চেপে রাখে না বা সময় দেয় না, সেটাকে গ্রো করার জন্য এরা কি চায়? আ ডাইরেক্ট রেজাল্ট চায়। কাউকে দেখে পছন্দ হল; আমি রিসেন্টলি আমার এক ফে বান্ধবী আমাকে বলতেছিল, "জানিস?" আগের দিন সে আরেক বান্ধবীকে নিয়ে কোন একটা এলাকায় গেছে। সেখানে গিয়ে সেই বান্ধবীর একটা ছেলেকে পছন্দ হয়েছে এবং ওই ছেলেটা টেরায়, টেরায় <chuckles> চোখের কোনা দিয়ে সেই বান্ধবীর দিকে তাকাচ্ছে দেখে, বান্ধবীটা দৌড় দিয়ে গিয়ে সেই ছেলেকে বলেছে, "এই তুমি আমার দিকে তাকাচ্ছ কেনো? তোমার কি আমাকে ভা ভালো"
জি। হ্যাঁ। হুম, হ্যাঁ। সত্যি। হু, হু। হুম। হুম। <smacks lips> হ্যাঁ। হ্যাঁ, <chuckles> আচ্ছা।
উইয়ার্ড সিচুয়েশন। কিন্তু এই যে, যে ডাইরেক্ট অস্থিরতা বা আ মানে ডাইরেক্ট রিলেশনশিপে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু ভাই এটা বলব না যে, সবসময় কাজ করে না। ইট ডাস ওয়ার্ক সামটাইম কিন্তু, মোস্ট অফ দ্যা টাইম এটা সবসময় ব্যাড ডিসিশনই হয়। হূট করে দেওয়া যে কোনো ডিসিশন খুবই খারাপ হয়। এবং সাধারণত এই রিলেশনশিপ যত কন্টিনিউ করে এবং যত একজন আরেকজনের সম্পর্কে জানতে থাকে, তখন কিন্তু না? হেট্রেড যে ব্যাপারটা, একজন আরেকজনের প্রতি, সেটা বাড়তে থাকে, ভালোবাসা আর বাড়ে না ভাই।
অস্থিরতা। <chuckles> হুম। একেবারেই, একেবারেই, হুম। হ্যাঁ, সত্যি। সত্যি। হ্যাঁ। একদম। সত্যি, সত্যি। সত্যি খুব সুন্দর একটা কথা বললেন এবং আমি আসলে আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। আর আজকে আসলে আরো গল্প করতে ইচ্ছা করছে যদিও কিন্তু, সময় খুব কম, একটু যেতে হবে। তবে আশা করছি আপনার সাথে আমার অন্য কয়েকদিন কোনোদিন আবার কথা হবে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
হু, হু।

উইয়ার্ড সিচুয়েশন ভাই এবং এই কন্ট্রোলিং এর ব্যাপারটা এর মধ্যে সবচাইতে বড় দায়ী বলে আমার মনে হয়। এটা করবে না সেটা করবে না। হুম।
সেটাই। সেটাই, হ্যাঁ। অবশ্যই আমিও আপনার সাথে একমত। আমার মনে হয় যে, এই যে, আ মানুষ আসলে রিলেশনশিপ এ ভয় পায় এই যে, আ কন্ট্রোল করার যে, একটা চেষ্টা আ মানে এটার, এটার উপরে সবচেয়ে বেশি মানুষের ভয় আমি দেখেছি। সবাই স্বাধীন, স্বাধীনতা চায় সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় এবং একটা কথা কিন্তু বলে যে, পার্সোনাল স্পেস, পার্সোনাল স্পেস এ মানে আ ২ জনের ভিতরে একটা পার্সোনাল স্পেস থাকা প্রয়োজন, হ্যাঁ, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে, কোনো একটা সম্পর্কে গেলেও একজন না একজনের সাথে তো অবশ্যই স্বচ্ছতার একটা ব্যাপার আছে, হ্যাঁ, ভরসা, স্বচ্ছতার একটা ব্যাপার আছে এবং জানানো দরকার যে, আমি কি করছি, না করছি না হলে আমার, <coughs> আমার যিনি পার্টনার আছে, সে হয়তো বা ইনসিকিউরিটি তে ভুগবে। তো এই ইনসিকিউরিটি এর বাইরে যে, আমার একটা পার্সোনাল স্পেস যেখানে আমার পার্টনার সিকিউরড যে, না, আমি যা করছি হয়তো বা আমার কাজের জন্য আমার প্রয়োজনে করছি। এটা আমার প্রয়োজন সেটা বুঝল।
হুম। হুম। ও! হ্যাঁ। তাই না? অবশ্যই। হুম। হুম। হুম। হুম।
এই যে, একটা সীমা তৈরী করা ২ জনের ভিতরে সম্পর্কটাকে সুস্থ রাখার জন্য। এই সীমা তৈরী করাটা আসলে অনেক দরকার আমার মনে হয় আপনার কি মনে হয়?
হুম। হুম, হুম। হুম, না, দেখুন অ্যা আমি ক্লাস ১০ এর পর থেকে এখনো পর্যন্ত রিলেশনশিপ এ যাইনি। তার সবচাইতে বড় কারণ হচ্ছে পার্সোনাল স্পেস আর হচ্ছে আমার পার্সোনাল স্বাধীনতা। ক্লাস অ ৯ এ বসে যখন এটা আমার সবচাইতে বড় লং টার্ম রিলেশনশিপ প্রায় অ্যা ২ বছর এটাকে কন্টিনিউ করেছি। এবার এখানে এই পরিস্থিতিতে যাওয়ার পর একটা জিনিস অনুভব করলাম যে, ক্লিংকি বিহেভিয়ার যে, ব্যাপারটা আছে না যে, সবসময় পিছনে লেগে থাকে। এই কি করলা, কোথায় গেল? কে কি কোথায় গিয়ে? ফাইন। ইটস ওকে যে, অ্যা অনেক সময় দেখা যায় যে, অ্যা কথার ছন্দ ধরে রাখতে কথা বাড়াতে বা অ্যা হয়তোবা প্রিয় মানুষের সাথে আরেকটু সময় কাটানোর জন্য কথাগুলো চলে আসে। ইটস ফাইন। কিন্তু যখন এই বিষয়টা একেবারে অ
হুম। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। সবসময় খোঁচানো।
খোঁচানো প্লাস অবসেসিভ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু ভাই পার্সোনাল স্পেস টা থাকে না। তবে আরও বড় কথা হচ্ছে কি, আমি তাকে কখনো ব্লেম করি নাই। কারণ হচ্ছে, সে গ্রামের মেয়ে এবং বাকি সব রিলেশনশিপ যে, এভাবেই চলে সে সারাজীবন এভাবেই দেখে আসছে। এখানে আমি যখন একজন অন্য এ এ মানে অন্যরকম একটা ভাবনা নিয়ে আসব, অবশ্যই তার সেখানে ইনসিকিউরিটি ফিল হবে।
হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অতিরিক্ত। হ্যাঁ। হুম। হ্যাঁ। বে একদম।